সাম্প্রতিক সময়গুলোতে আমি একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আসলে বুঝতেই পারতেছিনা যে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবো? কিন্তু বেরিয়ে তো আসতে হবেই। কোন না কোন একটা সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। এভাবে অস্থিরতা বা চিন্তার মধ্য দিয়ে তো আর সবসময় অতিবাহিত করা সম্ভব নয়। একটি নির্দিষ্ট পন্থার মাধ্যমে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এবং স্বাভাবিক জীবনযাত্রার যেটা মান সেটিকে উন্নত করতে হবে। কিন্তু আ আমি বুঝে উঠতে পারতেছি না যে এই বিষয় থেকে কিভাবে বাহির হয়ে আসব? সেজন্য আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাচ্ছি। তো আপনি যদি আমাকে এই বিষয়ে একটু আ পরামর্শ দিয়ে সহযোগিতা করেন তাহলে আমাকে অনেক উপকার হয়। তাহলে আপনি কি আমাকে এই বিষয়টি নিয়ে একটু পরামর্শ দিবেন?
আচ্ছা। হ্যাঁ। অবশ্যই আমি আমার জ্ঞানত যতটুক পরামর্শ দেওয়ার দরকার বা মনে হয়, সেটা অবশ্যই চেষ্টা করব। আচ্ছা আপনার কথা শুনে বোয়ে বোঝা যাচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে বেশ উদ্বেগের মধ্যেই আছেন বলা যায়। মানে একটু উম উৎকণ্ঠ, পরিলক্ষিত হচ্ছে আরকি আপনার কথায় শুনে।
জ্বি।
আচ্ছা আমি কি একটু নির্দিষ্ট করে জানতে পারি যে আসলে কোন বিষয়টা নিয়ে আপনার এরকম মনে হচ্ছে? বা একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে?
জি, আসলে মানে স্বল্পমেয়াদী আনন্দ বনাম দীর্ঘমেয়াদী সঞ্চয়, মানে আমি বলতে চাচ্ছিলাম যে, অ্যা আজকের মজার জন্য বা আনন্দের জন্য আমি টাকা খরচ করবো? নাকি একটু বাঁচিয়ে রাখবো? মানে ধরে নেন যে বর্তমান সময়ে আমি যা ক আয় করতেছি, সেটি কী এখন আনন্দ করে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা পারিবারিকভাবে বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়া বা সামগ্রী কিনে হৈহুল্লোড় করে শেষ করে দিবো? নাকি একটা সঞ্চয়পত্র গ্রহণ করে টাকাটা আ বাঁচাবো? এরকম একটা প্রক্রিয়া আরকি। আ যে আমাকে যদি এই বিষয়ে একটু মানে পরামর্শ দেন তাহলে খুব ভালো হয়।
হুম। হ্যাঁ ও। হ্যাঁ। বুঝছি। হুম, হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে একটা জিনিস দেখেন যে আমাদের জীবনে আনন্দ এবং অর্থ ২ টারই কিন্তু প্রয়োজন আছে, তাই না?
হ্যাঁ।
এবং আপনার সঞ্চয়টা কী হয়? সঞ্চয়টা আপনার ভবিষ্যতের জন্য আপনি রেখে দেন বা অর্জন করার জন্যে যাতে ভবিষ্যৎটা আপনার নিরাপদ থাকে। কিন্তু পাশাপাশি এইটা জিনিস মনে রাখতে হয় যে আসলে আমাদের কিছু, কিছু আনন্দের জায়গা তৈরি হয় বা আনন্দের ক্ষেত্র তৈরি হয় যেটা প্রতিনিয়ত হয়তো সব বয়সে হয় না। অনেক মুহূর্ত আসে যে সময় কিছু জিনিস আমরা এই অর্থের, অর্থ ব্যয় করেই এই আনন্দটা নিয়ে থাকি কিন্তু ঐটারও দরকার আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে ব্যালেন্স মানে একটা সামঞ্জস্য অবস্থা যদি আমি এই দুইটার মধ্যে রাখতে পারি তাহলে আমার মনে হয় জীবনটাকে চিন্তাভাবনা করে এ সবকিছু একটু নিয়ন্ত্রণ করা বেশ সহজ হয়। আচ্ছা আমি যদি আপনাকে উম আমি একটু জানতে চাই আপনার কাছে যে, আসলে আপনার কী আ কোনো এরকম আ টার্গেট থাকে না? যেমন কোনো লক্ষ্য আছে কী? যে আপনার যে সঞ্চয়টা কোন পর্যায়ে আপনার থাকা উচিত? অথবা আপনি যদি মানে একটা জিনিস যে, আ মাসিক আয় অথবা ব্যয় এরকমের কী কোনো একটা আ সম্যাবস্থা আছে বা কোনো ইয়ে মানে আপনি কী maintain করেন কী না?
হুম। হুম জি। হ্যাঁ? জ্বী, আপনি যথার্থই বলেছেন। প্রশ্ন পূর ১ম প্রশ্নটা যদি আমি আ আপনাকে বলি, তাহলে বর্তমান সময় পর্যন্ত, আমার কাছে সেরকম কোনো অ মানে, গচ্ছিত কোন সঞ্চয় নেই। কিন্তু আমি সে পরিমাণ সঞ্চয় করতে আগ্রহী। যেটি হয়তো দেখা যাচ্ছে যে, আমার তো বর্তমান বয়স অ্য 40 প্লাস, হ্যাঁ? তো আমি ধরে নিচ্ছি বা মনে করতেছি যে, যখন আমি বাধ্যকে পৌঁছব, আমার যখন অবসর হয়ে যাবে, সে সময় যেন, আমার যে পরিমাণ অর্থ সঞ্চয়িত থাকবে, তা দিয়ে যেন আমি কোন কিছু ১ টা করতে পারি। হয়তো কোনো ১ টা ব্যবসা করলাম বা বাড়িতে ১ টা কোন ধরনের ফার্ম করলাম। মোট কথা হলো যে, আমাকে বেঁচে থাকার জন্য অন্যের মুখাপেক্ষী না হতে হয়। ঠিক এরকম ১ টা সঞ্চয়ের কথা আমি মনে, মনে ভাবতেছি। আর। বর্তমান সময়ের যে কথাটি বললেন আপনি, হ্যাঁ, বর্তমান সময়ের যেটা বেলেন্স, সেটা হলো যে, অ্যা আমি যে পরিমাণ বেতন পাচ্ছি এখন, প্রায় এন সর্বসাকুল্যে, মানে বিভিন্ন কিছু মিলে, প্রায় 60 হ্যাঁ? মানে ৬০ এর কাছাকাছি। হ্যাঁ, মানে ৫০০০
হু, হু। হু। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু।
আ
হুম, হুম।
৫৭৬০০ কত টাকা আরকি। হ্যাঁ? সে টোটাল হল ৫৭৬০০ কত টাকা মানে ওই ৬০ এর কাছাকাছি। তো, অ সেটি দিয়ে আমার পরিবারের সব জল সব লোকজন এবং আমি আম প্রতি মাসের যে চাহিদা পূরণ করে, এ সেটির মধ্য দিয়ে যথাযথভাবে আমরা <blows air> খুব একটা আনন্দ উল্লাসের মধ্যেই কাটিয়ে দিচ্ছি। আ কারণ, যে পরিমাণ টাকা পাই তাতে করে ৪ জনের একটা পরিবার বেশ ভালোভাবেই চলে যায়। এখানে কোন সমস্যা হয় না। হ্যাঁ, তবে বাচ্চাদের জন্য, ছেলেমেয়ের জন্য একটু অম খরচ হচ্ছে তাদের লেখাপড়ার পিছনে। অ্যা তবে এটা তো হবেই। তা আয় থাকলে তো ব্যয় হবেই। এভাবেই আসলে বিষয়গুলো আমি এম ভেবে নেই বা, চলার চেষ্টা করি আরকি।
আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আ আচ্ছা, যাক। অনেক কিছু জানা গেলো আপনার আ মানে হ্যাঁ, কাছ থেকে যে, আপনার আসলে পারিবারিক অবস্থা সম্বন্ধেও আ জানলাম। আসলে যে আপনি যেটা বলেছেন যে, উম আপনার পারিবারিক যে খরচগুলি হ্যাঁ? ওগুলো তো একটা মানে এ mandatory খরচ, যেটা আপনার লাগবেই। তাই না? এটার পাশাপাশি হয়তো আ পারিবারিক বিনোদন ই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এ যে কিছু, কিছু বাজেট আপনি এ রাখতে পারেন। কিন্তু সেই বাজেটটা হতে হবে যে আপনার সঞ্চয়ের যে টার্গেট টা, সেই টার্গেটে টার সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ? মানে এখন যেহেতু আপনি একটা আ পরিবার কেন্দ্রিক একটা পরিবেশের মধ্যে আছেন এবং আপনার পরিবারের সন্তানরাই কিন্তু এখন আপনার মানে মূল শক্তি এবং মূল আ ফোকাসের জায়গা, তাই না? তো এইযে উম মামার যেটা মনে হয় যে, আপনি সেইরকম একটা জিনিস কু মানে চিন্তা করে রাখা ভালো। যাতে করে আপনার সন্তানের একটা আ শিক্ষার খরচ থেকে শুরু করে তাদের বিনোদনের যে ছোট, ছোট জায়গা আছে, সেই জায়গাগুলির প্রতি যাতে আপনি মানে খরচের খাতটা থাকে। কিন্তু সাত পাশাপাশি আপনার ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য যেন আপনি এমন একটা আ ই মানে রাখতে পারেন একটা অ্যামাউন্ট। যেটা আরকি আপনার ওই ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য আপনার কাজে লাগবে। আপনি এভাবে একটা উম কি কোন এই ২ টা ঘটনার জন্য বা, ২ টা purpose এর জন্য আপনি ভাগাভাগি করে এভাবে চিন্তা করেছেন? যে, আমি হয়তো বিনোদনের ক্ষেত্রে বা, আমার এই সঞ্চয়ের ক্ষেত্রে এতটুক ইয়ে রাখবো, এরকম কি কোন hard and fast এ মানে এ ইয়ে করেছেন মানে অ্যামাউন্ট ফিক্স করেছেন, মানে চিন্তা করেছেন যে অ্যামাউন্ট ফিক্সড করে রাখ নাকি আপনার এই ২ টা এমনি আছে? যে আপনি যখন মনে হচ্ছে যে, আমার আপনার এ এইক্ষেত্রে যেমন বিনোদনের ক্ষেত্রে খরচ বেশি হওয়ার কথা, ওই সময় বিনোদনের ক্ষেত্রেই খরচ বেশি হয়ে যাচ্ছে। আপনি এরকম কি কোন পদ্ধতি এম হাতে নিয়েছেন বা, নেওয়ার পরিকল্পনা আছে?
জ্বী। জ্বী। জ্বী। হুম। জ্বী। জি। সত্যি কথা বলতে, বর্তমান সময় পর্যন্ত এ ধরনের কোন ও পরিকল্পনা গ্রহণ করিনি। তবে অ্যা করবো, করবো করে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এবং আপনি এ যেমনটি বললেন যে, হ্যাঁ, সঞ্চয় অবশ্যই করা প্রয়োজন। আমার মনের মধ্যেও এ ধরনের একটা আকাঙ্খা আছে যে সঞ্চয় করতে হবে। এ আজকে এ যে পরিমাণ বেতন পাচ্ছি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে, এ বার্ধক্যজনিত কারণে আগামীতে হয়তো আমি সেই পরিমাণ বেতন উম উম আ চাকরিতে অবসর নিয়ে নেব, তখন তো আর আমার কাছে কোনো বাড়তি টাকা আসবে না। তো, অ্যা যেহেতু আমার আ ২ টি মেয়ে অ্যা ২ টি মেয়ে সন্তান, তো তাদের আও কাছে আমার আ হয়তো তাদের পিছনে আমার কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। এখন হুম পারিবারিক বা, সামাজিক একটা ব্যবস্থা আছে, সেখানে হয়তো কিছু তাদের সম্মানি দিতে লাগতে পারে। এভাবে নিজেকেই আমি প্রস্তুত করে নিচ্ছি। আ আর আপনি যেমনটি বললেন যে, হ্যাঁ, এ এই বিষয়টি অবশ্য আমি এভাবে এ এখনো করতে এ শুরু করিনি কিন্তু আমি ভাবতে চেষ্টা করেছি আরকি। যে কিছু একটা করতে হবে তাদের জন্য উব বা, সঞ্চয়পত্রগুলোর জন্য।
আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, এটা তা হইলে আমার মনে হয় যে, এরকম একটা পদ্ধতি আপনি মাথায় রাখতে পারেন। অ্যা পাশাপাশি আমি যেটা বলি আসলে, জীবনের বর্তমানটাকে আপনি একদম আনন্দহীন কর করতেও পারবেন না এবং এই আনন্দহীন করার আমি মনে করি না কোন একটা এ মানে জ্ঞানগর্ভ সিদ্ধান্ত হবে। কারণ হচ্ছে গিয়ে, আপনারদের বাচ্চারা এ ছোট আছে, তাদের কিছু শখের জায়গা আছে, তাই না? হঠাৎ করে তন উ হয়তো তারা চিন্তা করলো যে, না, আমরা বছরের শেষে, স্কুলের ছুটিতে একটা জায়গায় ঘুরতে যাব। কিন্তু তখন যদি আপনি চিন্তা করেন যে, না, এই ঘোরাটা আমি সঞ্চয়ের জন্য, আমি এটা যাব না। হ্যাঁ? এটা হয়তো খুব বেশি পরিমাণে না, হ্যাঁ? কিন্তু আপনি ই ছোটখাটো আনন্দের জায়গাগুলিতেও আপনার সঞ্চ সন্তানদের বর্তমান যে বিনোদনের জায়গা আছে, সেই জায়গাটাতে অবশ্যই একটু মনোযোগী থাকবেন। কারণ হচ্ছে গিয়ে, অনেক স একটা কথা আছে এরকম যে, আপনি যদি বর্তমানটাকে একটু আনন্দে থাকেন, দেখবেন ভবিষ্যৎটা আপনার এমনি মানে গড়ে উঠবে। খুব বেশি যে ভবিষ্যতের চিন্তা করবেন, সেরকমও কিন্তু না। আরেকটা জিনিস এইযে এ ব্যালেন্সটা আরকি, ঠিক আছে? সঞ্চয় এবং এইযে আপনার আনন্দের উ মানে অ্যা purpose এ যে খরচটা, এটার যে একটা সামঞ্জস্য, এটা আপনি যেটা বলেছেন বা, আমি যেটা আগে একটু উ বলার চেষ্টা করেছি যে, আপনি যদি রে রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর জীবনযাপন করা আপনার পরিবার পরিজন নিয়ে। আনন্দও থাকবে, পাশাপাশি আপনার একটা ভবিষ্যতের সঞ্চয়ও আস্তে, আস্তে গড়ে উঠবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় ইয়ে করি। আমাদের অ্যা যে অ্যা মানে সঞ্চয় বা, এক্সট্রা কোন ইনকামের চেষ্টা করতে পারি, হ্যাঁ? কিছু স্কিল gain করতে পারি। হয়তো এটাও আপনি একটা মাথায় রাখতে পারেন, হ্যাঁ? এটা জন্য হয়তো আপ খরচ হবে না। কিন্তু আপনার হয়তো আপনার অর্থনৈতিকভাবে আপনি একটা স্বাবলম্বিতের এ পথ খুঁজে পাবেন, আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন।
হুম, জি। হুম, জি। জি। হ্যাঁ। হ্যাঁ। জি, আপনি হ্যাঁ। জি। জি। জি, আপনি যথার্থই বলেছেন। এই কথাগুলো আমার দীর্ঘ সময় ধরে খুব মনোযোগ সহকারে শুনলাম। আপনার কথাগুলো সবগুলোই গ্রহণযোগ্য বলে আমার মনে হয়েছে। এভাবে পন্থা অবলম্বন করলে অবশ্যই আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আপনি যেমনটা বলছিলেন যে, সাময়িক অহে অহেতুক আনন্দের যে বিষয়গুলো, কিছু অপ্রয়োজনীয় খরচ যেগুলো সংসারে হচ্ছে, সেগুলো যথাসম্ভব যদি আমি একটু কমিয়ে আনার চেষ্টা করি। তাহলে বর্তমানে হয়তো মাসের শেষে যে পরিমাণ অর্থ আমার হাতে থাকতেছে তার চেয়ে অধিক পরিমাণে থাকবে। সেক্ষেত্রে সঞ্চয় অতীব জরুরী। আ আপনি যথার্থ বলেছেন যে, অকারণে পয়সা খরচ থেকে বিরত থেকে কিছু সঞ্চয় করার যে বিষয়টি এটি আমার ভালো লেগেছে। এভাবে করলে হবে কি আমার আগামীটা যে, আ ভবিষ্যৎ নিয়ে আমি যেটি ভাবতেছি সেক্ষেত্রে আমার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং বার্ধক্যজনিত কারণে আমার কোন ধরনের কোন সমস্যা হলে সেক্ষেত্রেও কিন্তু আমি এই বিষয়টা থেকে এ অনেকটা রক্ষা পাবো আমার সঞ্চয় থাকার কারণে এবং বিপদ তো মানুষের বলে কয়ে আসে না। হাতে পয়সা থাকলে অনেক বিপদের মোকাবিলা করাও খুব সহজেই সম্ভব হয়। তো আপনার এই দিক নির্দেশনামূলক আলোচনাগুলো সত্যিই আমার ভালো লেগেছে যা থেকে এ আমি অনেক কিছু শিখতে পারলাম এবং আমি আমার জীবনের যে একটি অধ্যায় সেইখানে কিভাবে এ এই বিষয়টিকে কাজে লাগাবো তা থেকেও কিছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুপরামর্শের জন্য। আপনি ভালো থাকবেন।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আসলে জীবনের আনন্দ এবং সঞ্চয়ের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনি খুঁজে পাবেন আমি আশা করি এবং পাশাপাশি আপনার জীবনটা আপনার পরিবারসহ একটা সুন্দরের দিকে যাবে। আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালো থাকবেন এবং দীর্ঘ মেয়াদী সঞ্চয় এবং আনন্দ নিয়ে থাকবেন, ধন্যবাদ আপনাকে।